বাহ! হ্যাঁ, এটা কিন্তু খুব চমৎকার একটা কথা আপনি বলেছেন, যে আয়না দেখানোর ব্যাপারটা। এই ব্যাপারটা যদি একটু explain করতেন এটা খুবই interesting মনে হচ্ছে। এবং এটা কি ধরেন অ্যা মা-বাবার ক্ষেত্রে তো খাটেই, পরিবারের ক্ষেত্রে খাটে। এটা কি অন্য সম্পর্কের ক্ষেত্রেও খাটে কিনা? যে অনেক সময় দেখা যাচ্ছে, যে বন্ধুত্বের ক্ষেত্রে বা অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও ঐ যে আয়না দেখানোর যে ব্যাপারটা বলছেন, এটা খুবই interesting মনে হচ্ছে আরকি। যদি এই জিনিসটা একটু বলেন।
হ্যাঁ। অবশ্যই এটা হু, হুম। উম <chuckles> এটা আমার মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রেই খাটিয়ে নিতে হয়। এটা খেটে যাবে এমন না। এটা কিন্তু নিজের থেকে করে নিতে হবে এবং আমার মনে হয় যে এটা কিন্তু মানুষের মধ্যে এই গুণটা থাকা দরকার। কারণ যেই যেরকম তাকে কিন্তু ওই জিনিসটা একবার হলে উপলব্ধি করিয়ে দিতে হবে। কারণ তখন হয় কি যে একটা মানুষ আপনার সাথে একটা খারাপ ব্যবহার করছে, করছে। আপনি তার সাথে ভালো করছেন ব্যবহার। এটা আপনার গুণ। এটা আপনি শিখেছেন, আপনার পারিবারিক শিক্ষা। কিন্তু সে বুঝবে না। সে আপনাকে দুর্বল ভাবা শুরু করবে। সে আপনার ক্ষতি করতেই থাকবে। কিন্তু একবার যদি সে আপনার সাথে যেমন ব্যবহার করছে, সেটা যদি আপনি তাকে একটু হালকাভাবেও দেখিয়ে দেন তখন কিন্তু সে একটু নড়ে চড়ে বসবে। যে এ ও এটা কি করছে? তো এই ব্যাপারটা হচ্ছে আয়না দেখানো। এমন কি বাবা-মার ক্ষেত্রে আমি যেন কি তাদেরকে গিয়ে বলি, যে তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল যেটা করছ ওটা আমিও করতে পারি। তখন কিন্তু আয়না দেখানো। তখন তারা situation টি উপলব্ধি করবে যে হ্যাঁ, আমরা আমাদের মেয়েকে কোন সিচুয়েশন এ ফেললাম। তখন তো তার কাছে আসলেই কোন উপায় থাকবে না। তো বন্ধু-বান্ধবের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঘটে যে, "তুমি যে আমার সাথে এটা করছ, আমি যদি তোমার সাথে এটা করি তুমি কিভাবে মেনে নিবে? তুমি কি এটা আদৌ সামলে নিতে পারবে?" তো সরাসরি আসলে বলে, সবসময় যে করে দেখাতে হবে তা কিন্তু না। এটা বললেও কিন্তু একটা মানুষ আসলে ওই situation টা ভাবা শুরু করবে। <chuckles> যে চোখের সামনে আসলে ভাব ভাবনাটা চলে আসে যে হ্যাঁ, সে যদি আমার সাথে এটা করে আমি কি করব? হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হুম। রাইট হ্যাঁ। একদম হ্যাঁ। হুম। আচ্ছা। রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে আমার কাছে একটা আয়না আছে। মানে আয়না আয়না দেখাইতে হবে না। আয়না আমার কাছে আছে এটা অনেক সময় বুঝাইলেই হয়। <chuckles> তাই না? হ্যাঁ, হ্যাঁ।
<chuckles> একদম এটা কিন্তু বেশ কাজে লাগে।